আচ্ছা সেটাও ভালো। আর হ্যাঁ সাধারণত এইটাও এরকম দিনে আর কি মনে হয় যে একটু যদি ঘুরতে যেতে পারতাম। বিশেষ করে বন্ধু বান্ধবরা যদি কাছে থাকত। তো তাদেরকে নিয়ে হয়তো বেরোলে খুব ভালো লাগতো। আ এখন তো বাসার লোকজনের সাথে থাকি তো আও উম আমি আসলে পড়াশোনা শেষ করে ফেলছি। তো বাসায় আবার চলে আসছি। তো যার জন্য এখন আসলে আমার বয়সে যারা আসছে তারা বন্ধু-বান্ধব যারা ওরা সবাই হয়তো কাজে ব্যস্ত কিংবা অন্য কোথাও চলে গেছে। তো খুব বেশি খুব বেশি জন কাছে নয় ২-১ জন আসছে। আমার অবশ্য খুব বন্ধু-বান্ধবও নেই যারা আসছে আর কি খুবই কাছে তো মাঝে, মাঝে, আরকি তাদের সাথে দেখা হয় এই আরকি।
সব মিলিয়ে ভালো করছে। আচ্ছা, আচ্ছা। আপনার বন্ধু-বান্ধব কাছে নেই? আচ্ছা। ওহ, হো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা।